হ্যাঁ, বেশ ভালো লাগছে। আসলেই প্রকৃতিটা আসলে বেশ আজকে সুন্দর। বেশ একটা আ মেঘলা, মেঘলা আবহাওয়া আছে। রোদও তেমন দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে বেশ আসলে আ ভালোই আছি। তবে অ্যা একটা বিষয় নিয়ে আসলে আজকে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। যে আ জীবনে তো আসলে একেকজনের ক্ষেত্রে একেক রকম শখ বিদ্যমান। এবং শখগুলোই কিন্তু আসলে আমাদের জীবনকে পরিপূর্ণ করে এবং জীবনে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আসলে শখগুলো আমাদের জীবনে নিয়ে আসে। তো এমন কি কোন শখ আছে যা আপনার জীবনে পরিবর্তন এনেছে?
হুম। হুম। হুম। হু, হু হু। জি, জি অবশ্যই। ঠিক আছে বলতে পারেন। আমার তো অনেকগুলোই শখ আছে। তো তার ভেতরে যদি বলি একটু cooking করা, রান্না করা আমার একটা বেশ বড় একটা শখ। হ্যাঁ, হ্যাঁ। তো ওই নতুন, নতুন শিখতেও ভালো লাগে আর সেটা রান্নাও করতে আমার ভালো লাগে, সবাইকে খাওয়াতেও পছন্দ করি আমি। অ্যা তো মাঝে-মাঝেই যখনই দেখি এটা কিন্তু আমি রান্না করি। একটা hobby যেহেতু আমার, চেষ্টা করি আমি সেক্ষেত্রে ট্রাই করি বা পরিবারের লোকদের সেটা খাওয়াই। হুম তো ভালো লাগে এটা। একটা আরও একটা শখ আছে কিন্তু আমার যদি বলি সেটা হচ্ছে আমার একটা বাগান আছে। তো সেখানেও কিন্তু আমি খুবই বেশ অনেকটা টাইম দিই। এটা কিন্তু আমার লাইফের সবথেকে ভালো একটা বড় প্রভাব ফেলে আমি বলব। হুম।
হু। জি। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! খুবই সুন্দর। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। খুবই সুন্দর। আচ্ছা। জেনে খুব ভালো লাগলো যে আ আপনার বেশ সুন্দর দুটি শখ আছে। প্রথমটি হচ্ছে রান্না করা, তারপরেরটি হচ্ছে গাছপালার যত্ন করা বা বাগান করা। আসলেই এই দুটো শখের মাধ্যমে আপনি বিশেষ করে বাগানের মাধ্যমে আপনি যে কেবল নিজের শখ পূরণ করছেন আসলে তা নয়, আপনি কিন্তু আসলে পরিবেশেও খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন এটা আসলে আমি বলতেই পারি। তো আ আমার ক্ষেত্রে যদি আমি বলি যে একটা শখ এটাকে আপনি একটি শখ বলতে পারেন বা আ নিজের ভালো লাগা বলতে পারেন। সেটা হচ্ছে আমার পশু পাখিদের প্রতি যত্ন নিতে আসলে খুবই ভালো লাগে এবং আ আমার হচ্ছে অ্যা একটি ঘুঘু আছে, একজোড়া কবুতর আছে এবং একটি খরগোশ আছে। এদেরকে আমি খুব ভালোমতো যত্নে রাখার চেষ্টা করি এবং তাদের সাথে একটু সময় ব্যয় করা বা তাদের সাথে খেলা করা এটা একটু শুনতে আসলে একটু অদ্ভুত হলেও হতে পারে। কারণ একেকজনের ক্ষেত্রে একটু আ একেক রকম শখতো। আমার শখটা আসলে এটাই যে আমি তাদের সাথে একটু ভালোমতো সময় কাটাতে চাই এবং আ তাদের মাঝে থেকে আসলে মন খারাপের যে দিনগুলো আমার সাথে আসে, সেই দিনগুলো আসলে মোকাবেলা করতে আমার আ তাদের সাথে সময় কাটানোটা বেশ ভূমিকা পালন করে। তো একটা প্রশ্ন আসলে আপনাকে করতে চাইতাম যে আপনি ১ম কখন বুঝতে পারলেন যে আ কোন শখ আপনার জীবনে খুব বড় রকমের প্রভাব ফেলতে পারে?
হুম, হুম। জি, জি, জি। হু, হুম। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। হু, হু। জি, জি, জি, জি। হুম।